আচ্ছা, আচ্ছা, এটা কিন্তু হয়। দেখেন আমার খুব একটা মনে আছে। তখন আমি বে অনেক ছোট ছিলাম বলতে পারেন। হ্যাঁ? সেই সময় না আ এত তো প্রযুক্তি ছিল না। তো আম আ আমার নানু বাড়িতে তখন বলতে পারেন বিদ্যুৎও থাকত না। মানে বিদ্যুৎ ছিল না। কারেন্টই আসেনি সে গ্রাম এ তখন। এত ছোটবেলার একটা কাহিনী বলছি। তো এ এমন আ আ তখন সম সময় ছিল এরকম সাদা-কালোর টেলিভিশন। কালার তো পাবে কোথায়? সেই সাদা-কালো টেলিভিশন আপনার ব্যাটারিতে চালানো তো হত। ব্যাটারি চালিয়ে দেখত, হ্যাঁ? তো আমরা আমাদের এক তো একটা নেশা ছিল যে চুরি করে দেখতে হবে। দৌড়ে, দৌড়ে যে সেসব যে যে বাড়িতে আছে বলতে পারেন। সে বাড়িতে জানালায় উঁকি মেরে, না হয় দরজার ফাঁক দে উঁকি মেরে, মেরে দেখতাম। এটা খুব মজার বলতে পারেন। আবার কি হত? হুম, মজার স্মৃতি এক আর একটা হত কি? এই টেলিভিশন দেখা নিয়েই, সেই সময় কি হত, শুক্রবারে না কি বারে যেন হত মানে সন্ধ্যা বেলায় 'Alif Laila' হত টেলিভিশনে হুম, হুম, হ্যাঁ। আমার মনে আছে আমার খালার কোলে, কোলে করে যেয়ে আমি চলে যেতাম 'Alif Laila' দেখতে। তো খুবই মজার। আসলে এই ছোটখাটো গুলো ম মানে মনে পড়লে এখনো খুব হাসি লাগে। আর সেই সময়টার কথা যদি বলি, 'Alif Laila' তখন দেখে না ভীষণ ভয় পেতাম। যে কুমির-টুমির কত কিছু দেখাচ্ছে, ভীষণ ভয় পেতাম।
হুম। হ্যাঁ। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। <chuckles> হ্যাঁ, এটা তো আসলে মজার স্মৃতি। হুম। হ্যাঁ, 'Alif Laila' তো হত। আচ্ছা। <chuckles> বাহ! হুম। আসলেই তো। হ্যাঁ। দৈত্য দেখলে তো ভীষণ ভয় লাগত। ওখানে 'Alif Laila' র যে দৈত্যগুলো ছিল।
একদমই। জ্বী, জ্বী, জ্বী। একদম ঠিক বলেছেন। ওসবগুলো দেখে ভয়ই পেতাম। এত ভয় পেতাম, আ কি বলব মানে আর এখন যদি সেটা মনে পড়ি যে কি দেখে ভয় পেতাম। ভীষণ হাসি পায়। মনে হয় কি বোকা পেলাম।
আমিও দেখতাম। হ্যাঁ। না, আমি যেটা করি, আমি ন আমি মনে হয় আ YouTube এ সার্চ দিয়ে দেখেছিলাম। যে আসলে আমার এত প্রিয় একটা ইয়ে ছিল, নাটক ছিল যে আমি ওটা দেখব। তো আমি YouTube এ সার্চ দেওয়ার পরে না আমি আ যখন আসে। কতক্ষণ দেখি, দেখার পরে মনে হয়। এ মা! এ তো হচ্ছে কোনো ভয়ঙ্কর কিছু নেই, কোনো মজার কাহিনী নেই। মানে এত সিম্পল একটা জিনিস তখন দেখে এত কীভাবে আসলে উপভোগ করতাম?
জ্বী। হুম।